হুম, হুম। এইটা ভ্যা ভালো ব্যাপার। তা না হলে দেখা যায় যে দেখতেই পারতাম না। হ্যাঁ, হ্যাঁ, বোঝাটা খুবই difficult.
আসলে বোঝাটা difficult। subtitle দিয়ে দেখাটা আসলে একটু অসৎস মানে এটাই কি বলে uncomfortable লাগে জিনিসটা স দেখতে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মনোযোগ এদিক ওদিক হয়ে যায়। তো আপনার আসলে, আ আ সিনেমার পছন্দ কেমন? গল্প দেখে নাকি চরিত্র দেখে গড়ে ওঠে?
story
হ্যাঁ। আসলে Story টাই সবচেয়ে Important.
আ আমার যেরকম হচ্ছে হ্যাঁ, আমার যেরকম হচ্ছে South এর মধ্যে one of the most favorite এর মধ্যে যদি বলি রাসাসান আছে, Forensic আছে, আ তারপর এই type এর জি।
হু, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ Forensic খুব ভালো লেগেছিল। খুবই interesting, খুবই interesting.
জি। আ রাসাসান, Forensic তারপরে এ্যা আরো ২ টা নাম আছে কি জানি মানে same genre ওদের movie গুলা এত জোস। মানে আমার one of the favorite movie এগুলো বলা যায় যে এই type এর।
হ্যাঁ, হ্যাঁ। এক হুম, হুম। এখন তো বলা যায় যে মানে থ্রিলারের নাম করলে মানে হলিউড ছাড়ায়ে আ হচ্ছে যে মানে সবাই মনে হয় এক নামেই "রাজশাশানের" কথা বলে একদম। ১ম ই চলে আসে এটা।
তামিল। জি, জি। ওদের movie গুলো। জি। রাসসাসান এর তো হিন্দি make ও হয়েছে কিন্তু হিন্দি make টা মনে হয় মানুষ দেখেওনি। এত বাজে করছে। আমিও দেখি নাই। আমিও ওই, ওই <whistles> South Indian movie group এর ওদের হচ্ছে group আছে। তো আমরা হচ্ছে সেখানে review দেখি কিংবা movie গুলো। তো ওরা হচ্ছে এত পরিমাণে troll করেছে যে রাসসাসান এর movie র হিন্দি version এ নাকি ৬-৭ টা গান add করছে। সেটা দেখার পরেই আমি বলছি আচ্ছা শেষ। এই movie আর কেউ দেখবে না।
না আমি দেখি নাই। আমি দেখি হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। <chuckles> আ Bollywood আসলেই খুব funny হয়ে গে গেছে এখন।
আর এরকম একটা স্ট্রিল movie র মধ্যে গান ঢোকানোর idea কোত্থেকে আসছে সেটাই চিন্তা করা আসলে যায় না।

উম জি, জি। একদমই ওদের আ সবকিছুই বেশ ভালো থাকে। আর আমার কাছে তো খুব ভালো লাগলো 'Wild Robot' টা দেখে। 'Moana II' দেখে অবশ্য মনে হয়েছিল 'Moana I' বেশি সুন্দর।
জি, এটা আমার নিজেরও personal rating যে 'Moana I' থেকে 'Moana II' এর expectation টা যেরকম মানে যারা আমাদের মতো আছে যে খুব পছন্দ করি তাদের expectation বেশি ছিল। কিন্তু 'Moana II' টা দেখে expectation disappointed ওইভাবে আর কি expectation meet করতে পারে নাই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে করতে পারে নাই। তার তা বাদেও আমার হচ্ছে যে মা মানে আ তামিল ইন্ডাস্ট্রিতে বেশিদিন আমি দেখা শুরু করি নাই। মানে South Indian movie আ এই মানে বছর ২ হবে। কিন্তু হচ্ছে আমি একদমই দেখতে চাইতাম না ওদের appearance এর কারণে। সত্যি কথা বলতে আমার ভালো লাগত না। তো হচ্ছে আমার ছোট ভাই
জি। আচ্ছা। জি। আচ্ছা। <chuckles> এটা আসলে হচ্ছে আ মালায়ামে বেশি হয় যে ওদের looks কিংবা hero দেখলে মনে হবে “আল্লাহ! এটা hero আসলেই।“ মানে আমি আমি উম <smacks lips> তামিল দেখা আ মোটামুটি বলা যায় আমি last ৪-৫ বছর ধরে মোটামুটি তামিল দেখি। মানে দ্যাট টাইমে first-এ খুব funny লাগত। আর এখন দেখতে দেখতে এখন এমন হয়ে গেছে অবস্থা যে movie দেখা মানে হয় ইদার হয় সেটা তামিল হচ্ছে, না Hollywood হচ্ছে, কিংবা এই Disney related কিংবা animated movie গুলো দেখা হয়। এর মাঝখানে আরকি আশেপাশে কিছু নাই। আবার বাংলা movie গুলো যদি একটু বেশি ভালো category হয়, review দেখার পরে যদি মনে হয় যে না দেখার মতো তখন হচ্ছে গিয়ে দেখা হয়।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। <smacks lips> হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। <smacks lips> হ্যাঁ। আর উম আমার কাছে ওই appearance -এর কারণে দেখা যাইতো আমি দেখতাম না। তো আমার ছোট ভাই খুব জোর করে শুরু করায় ওই মানে South Indian type-এর movie দেখানো। তারপরে আসলে ওদেরটাই আমার খুব ভালো লাগে। মানে এত natural ওদের অভিনয়। আর ওইটা দেখার পরে তো আমি তো Bollywood দেখা বাদ দিয়েছি সেই কবেই। Bollywood এর movie ভালো লাগে না।
<sneezes> আচ্ছা। উম জি, জি। হ্যাঁ। এটা আসলে এখন উম বর্তমানে মনে হয় খুব কম মানুষই দেখেন। যাদের কাছে actually cinema পছন্দ কিংবা cinema story-র কারণে যারা দেখে। আমার মনে হয় আমার circle, friend circle কিংবা আশেপাশে যারা আছে সবাইকে দেখলেই জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ এখন তামিল দেখতেছি। তামিল, কিংবা OTT forms -এ যেগুলো আসে release হয় খুব ভালো quality-তে দেখা যায় আসলে।
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম।